Okay.
হুম।
তো কিছু অনেক সিনেমা আছে আরকি যেগুলো আসলে আ নতুন করে বানানো হলো বা অন্য industry যেমন আমার কাছে মনে হইছে যে আমি যদি একটা Hollywood সিনেমার remake এই বাংলাদেশে করতে চাই তো সেক্ষেত্রে গল্পটা হয়তো আমি একই নিতে পারি। কিন্তু আপনি যখন দেখবেন এখানে যখন আপনি বানাবেন, এখানকার environment এখানকার মাটির গল্প, এখানকার মানুষের গল্পগুলো আপনাকে আনতে হবে, এখানকার culture টা. কারণ দুটো জায়গা তো দুই রকম। কিন্তু আপনি যখনই ওই নিজস্বতাটা এখানে নিয়ে আসতে পারবেন, গল্পটা দেখবেন বেশ উপভোগ্য হয়ে যাবে। নতুন করে একই গল্প হলেও মনে হবে যে না একটা নতুন আঙ্গিকে ওই একই গল্প দেখতেছি. ওইটা ঠিক আর তখন বিরক্তিকর লাগবে না।
আচ্ছা। Right, right হ্যাঁ। হ্যাঁ, আসলেই। হ্যাঁ। হ্যাঁ, right. হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, আসলে ঠিকই বলছেন।
তো হ্যাঁ, তো মাঝে, মাঝে হ্যাঁ, তো মাঝে, মাঝে আমি আসলে গ মানে same গল্প বা আ পুরনো গল্প বা একই ধরনের গল্প দেখলেও আসলে যদি মনে হয় যে না এর মধ্যে একটা উন নিজস্বতা আছে production এর বা হলো ওই গ গল্পটা আসলে ওই জায়গাটাকে represent করতেছে, তখন আমার ভালোই লাগে।
হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আ আমি মানে আগে original থেকে remake টা ভাল লাগছে এরকম কোন example আমার আপাতত মাথায় আসতেছে না। আমার বেশিরভাগ সময় original টাই ভাল লাগে। সেটা anime এর ব্যাপারে হোক কিংবা animation এর ব্যাপারে হোক।
হুম। হ্যাঁ, মানে আ হ্যাঁন এ হ্যাঁ, অবশ্যই original এর তো আলাদা একটা জায়গাই থাকে। ওইটা তো অন্য একটা ভালো যে ভালো লাগার জায়গা থাকে।
অ্যা হ্যাঁ। এবং দেখা যাচ্ছে যে অনেক দেশের industry গুলাই তারা চেষ্টা করছে যে অ্যা nostalgia টাকে ব্যবহার করতে এবং তারা দেখা যাচ্ছে যেসব আম ধরেন actor কিংবা celebrity যাদের career টা আর আগের মত নাই কিংবা তারা spotlight থেকে limelight থেকে একটু সরে গেছে, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছে। কিংবা অনেকে আছে যে দেখা যায় যে মৃত actor, actress দেরকে তারা CGI দিয়ে নিয়ে আসতেছে।
হুম, হুম। আচ্ছা। আচ্ছা, আপনার কাছে এমন কোন মানে গল্প আছে যেগুলো আসলে cliche হলেও আপনি দেক দেখতে পারবেন বা আপনার দেখতে ভালো লাগে?

আমার কাছে মনে হয় যে মানে সবচেয়ে বেশি clicheé যদি দেখতে চান তাহলে আপনি horror genre টা দেখতে পারবেন। যেখানে সব movie গুলো আমার মনে হয় প্রায় এ একই রকম। এ আমি খুব কম horror movie আছে যেগুলা আমি দেখে enjoy করছি। কিন্তু এরকম না যে আমি horror movie পছন্দ করি না। আমার কাছে যেগুলা একটু different, একটু unique, একটু original মনে হয় সেগুলা আমার কাছে ভাল লাগে খুব। কিন্তু বেশিরভাগ যেগুলা popular এই যে 'Nan, Conjuring' এগুলা আমার কাছে একদম ভালো লাগে না তেমন।
হুম। আচ্ছা। হুম, হুম। আহ ওকে। হুম, হুম। আ অনেক সিনেমা আপনি দেখবেন বানানো হচ্ছে অনেক remake ও হচ্ছে ধরেন আ Hollywood, Bollywood বা বাংলা সিনেমা মানে এক এক industry থেকে আরেক industry থেকে remake, হ্যাঁ। কিংবা অনেক পুরনো সিনেমাকে আবার remake করা হচ্ছে। তো কিছু গল্প থাকে না, মানে আমার কাছে মনে হয় গল্পগুলো আবার back করলেও বা একই ধরনের গল্প নিয়ে আসলেও আমার মনে হয় যে সিনেমার ক্ষেত্রেও আপনি দেখবেন ওই যে একটা নিজস্ব একটা ব্যাপারও যদি থাকে যে আপনি same গল্পই দেখতেছেন কিন্তু same director বা সেম আ same actor তো না তো তাদের যে একটা ও মানে স স্বতন্ত্র ওইখানে আপনি যখন ছাপটা দেখবেন আপনার ওই সিনেমাটা দেখে ভালো লাগবে।
হ্যাঁ, হ্যাঁ এখন তো remake করার একটা trend চলতেছে এই যে হ্যাঁ, যে nostalgia এটাকে একদম cash in করে দেওয়া। হ্যাঁ, right। হ্যাঁ, হ্যাঁ। Right। হুম, হুম, হুম। হ্যাঁ।
তো আ recently আমি হলো 'Badla' সিনেমাটা দেখলাম হিন্দি। হ্যাঁ, ওই হ্যাঁ, ওই সিনেমাটা একটা Hollywood সিনেমারই আসলে remake ছিল কিন্তু আমার দেখে বেশ ভালো লাগছে আরকি আ Indian সিনেমাটাও।
আচ্ছা, হ্যাঁ কেমন লাগলো? আচ্ছা, কোনটা? কো কোন সিনেমার remake?
আ ইনভিসিবল 'Invisible Man' এ এ আমার ঠিক exact নামটা
ও 'Invisible Man' তো আমি দেখছি এবং সেই গল্পটা আমার খুব, খুব প্রিয় একটা গল্প। Original গল্পটা এবং তার movie গুলো আমার খুব ভাল লাগে। যে একদম recently একটা 'Invisible Man' বের হয়েছিল সেটাও আমার খুব ভাল লাগছে। আমি মানুষ horror movieর কথা বললেই আমি এটা বলি কারণ আমার কাছে মনে হয় যে এটা আসলে খুবই পুরোপুরি হ মানে supernatural type horror না। কিন্তু তার পরে psychological একটা horror ব্যাপার আছে এখানে।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম, হুম।